আ দেখুন, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে, অনেক সময় কিন্তু অনেক মানুষ আসলে অ্যা introvert হওয়ার কারণে নিজের যে, অনুভূতি আছে বা আ নিজের যে, আসলে বা একটা কেয়ারিং আছে নিজের প্রতি সেটা কিন্তু আসলে তারা করতে পারে না। আ বা নিজের যে, আকাঙ্খা আছে সেটা তারা প্রকাশ করতে পারে না। তো সেই ক্ষেত্রে যারা introvert আছে আপনার আসলে বুঝতে হবে যে, আ ঐ মানুষকে কিন্তু আ আপনার হচ্ছে বুঝতে আপ আপনার ঐ মানুষকে আপনার বুঝতে হবে যে, সেই মানুষটা আসলে নিজের যে, আ ভালো লাগা খারাপ লাগা আছে সেটা প্রকাশ করতে পারছে না। তাকে কিন্তু আপনাকে সেইভাবেই ট্রিট করতে হবে, যে, এই মানুষটাকে যদি আমি আঘাতপ্রাপ্ত করি তাহলে কিন্তু সে অ্যা তার যে, অনুভূতি আছে সেটা আমার সাথে শেয়ার করতে পারবে না। সে এটার ভিতরে, ভিতরে রেখেই আসলে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার যে, অফিসে আ কলিগ আছে আপনার আসলে তাদেরকে বুঝতে হবে, তাদেরকে জানতে হবে সে কি আসলে প্রকৃত অর্থ introvert নাকি extrovert যদি introvert হয় আপনাকে কিন্তু তার সাথে তাকে সেইরকম ভাবে ট্রিট করতে হবে। আপনাকে কিন্তু বুঝতে হবে যে, সে মানুষ যদি আঘাত পায় সে কিন্তু আপনাকে এটা বলবে না।
উহু। হুম। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। ট্রিট করতে হবে। হ্যাঁ, রাইট, রাইট। আচ্ছা এরকম সময় দেখা যায় যে, অনেক সময় অফিসে এরকম অনেক ঘটনা ঘটে যেখানে দেখা যায় যে, আ ধরেন আ সে মানে সে অবস্থাটা আসলে উন্নতি হয় না আরকি যে, দীর্ঘদিন ধরে একই পরিবেশে অফিসটা চলতে থাকে। হয়তো সে বিভিন্ন জায়গায় কমপ্লেইন করেও সে কোন সদুত্তর অ্যা বা কোন আশা দেখতে পায় না। যে, ভবিষ্যতে সেখান তে সেখানে ভালো কিছু হইতে পারে। বা এই টক্সিক পরিবেশের বাইরে সে অফিসটা যেতে পারে। সেক্ষেত্রে সে আসলে কি ধরনের সিদ্ধান্ত নিতে পারে? সে কি আ তারপরে continuously সেটা আসলে চেঞ্জ করে, চেঞ্জ করার চেষ্টাটা করে যেতে পারে নাকি হচ্ছে নিজে আ চাকরিটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চেষ্টা করতে পারে?
জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ দেখুন অ যদি এরকমটা আসলে হয় তাহলে আমার মনে হয় যে, চাকরিটা ছেড়ে দিয়ে অ অন্য কোথাও চেষ্টা করাটাই আ ভালো হবে বা এটাই তার মানসিক স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হবে।
আচ্ছা। আ না হলে দেখা যায় যে, অনেক সময়, আ চাকরির জন্য অনেক জি, মানে মানসিক অবস্থার খুব বেশি ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এটা, এটা খুব চমৎকার বলেছেন, আপনি যে, আসলে মানসিক স্বাস্থ্যের দিকটা আসলে খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে। কেননা দেখা যায়, যে, মানসিক স্বাস্থ্যের যদি খুব দ্রুত উন্নতি হইতে থাকে সেটা শারীরিকভাবেও এক ধরনের effect ফেলে। এবং overall life এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে, খুব বাজে কিছু হইতে পারে। তো আপনি খুব চমৎকারভাবে বলছিলেন, যে, আসলে অফিসে যদি টক্সিক আচরণ হয় সেটা আপনি কিভাবে সামলান এবং আসলে কি, কি ধরনের পরিস্থিতি সেখানে উদ্ভব হইতে পারে। এবং সেখানে একজন মানুষ অ্যা সে extrovert হইলে বা introvert হইলে সে সেটা কিভাবে মোকাবেলা করতে পারে। এই জিনিসটা খুব চমৎকার ভাবে বলেছেন। এবং যখন আসলে সেটা আসলে মাত্রা ছাড়িয়ে যায় বা ধারাবাহিকভাবে সেটা দীর্ঘ সময় ধরে হতে থাকে তখন দেখা যায় যে, সে প্রয়োজনীয় অফিসটাও আসলে ত্যাগ করা তার জন্য প্রয়োজনীয় হইতে পারে। অ্যা যেহেতু মানসিক স্বাস্থ্যের বিষয়টা নিশ্চিত ভাবেই খেয়াল রাখতে হবে। খুবই দারুণভাবে বলুন আপনি। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলতে পেরে এই বিষয়টা নিয়ে ভালো থাকবেন আপনি।
হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই এই বিষয়ে আসলে গুরুত্ব দিয়ে দেখা উচিত। নিশ্চয়ই। নিশ্চয়ই। একদম। হ্যাঁ। আ নিশ্চিত। নিশ আমার, আমারও আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পেরে এবং এই যে, সচেতনতামূলক কথাগুলো বলতে পেরেছি, অনেক বেশি ভালো লেগেছে। আ আশা করছি সামনে কথা হবে। আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।

আচ্ছা। তো ও সেক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো যখন ঘটে তখন আ দীর্ঘদিন ধরে ধরেন একই ব্যক্তি অফিসের পরিবেশ নষ্ট করতেছে। আ বা ধাপে ধাপে হচ্ছে দেখা যাচ্ছে সে বিভিন্ন মানুষের সাথে খারাপ আচরণ করতেছে বা আ অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করতেছে। আর্থিক কেলেঙ্কারিতে হয়তো যুক্ত হওয়ার চেষ্টা করতেছে। এবং দেখা যাচ্ছে তার কলিগের কলিগ যারা আছে তাদের সাথেই অ্যা দেখা যায় কিছুদিন পর, পর তার কোন না কোন সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে মানে তাকে কি ধরেন কোন ধরনের আ যেগুলোকে বলে কাউন্সেলিং বা এই জাতীয় কোন কিছু করা উচিত? অ্যা বা না তাকে হচ্ছে আসলে ফায়ার করে দেওয়া উচিত? বা অফিসের অফিশিয়াল যে প্রশাসন থাকে তাদের আসলে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত আ আসলে তখন?
হু, হু। আচ্ছা। হুম, হুম। আহা, হা। আ দেখুন এইখানে কিন্তু আ যারা হচ্ছে প্রতিনিয়ত এই ধরনের কাজ করে যাচ্ছে বা প্রতিনিয়ত আ একই ধরনের ভুল করেই যাচ্ছে। আ তাদেরকে কিন্তু আমার আমি বলবো যে, আ একটু সুযোগ দেওয়া উচিত এবং তাদের যে ভুলটা আছে আ সেটা ধরার মাধ্যমে বা দেখিয়ে দেওয়ার মাধ্যমে অফিসের যে সিনিয়ররা আছেন তারা কিন্তু তাকে একটু ওয়ার্নিং দিতে পারেন বা একটু বোঝাতে পারেন যে, এই কাজটা যেটা তুমি করছো সেটা কিন্তু নিশ্চিতভাবে ভুল হচ্ছে। তো তোমার এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত এবং এটা অফিসের যে ওয়ার্ক কালচার আছে সেই কালচারটাকে নষ্ট করছে। তো এর মাধ্যমে কিন্তু তাকে একটা সুযোগ দেওয়া যেতে পারে এবং আ পরবর্তী সময়ে যদি দেখা যায় যে সে আসলে পর প্রকৃ পরিবর্তন হচ্ছে না বা প্রকৃত অর্থেই সে আ আসলে এই জিনিসটা নিয়ে কনসার্ন না। তখন কিন্তু তার এগেইনস্টে একটা স্টেপ নেওয়া যেতে পারে। যেমন ধরুন আপনি বলেছেন যে তাকে ফায়ার করা যেতে পারে বা আ ট্রান্সফার এর কিছু বিষয় থাকে বা ধরেন হচ্ছে আপনার আ পদোব আ আপনার হচ্ছে একটু আ নিচের পদো হ্যাঁ, ডিমোশনের একটা বিষয় থাকে। এবং আরো অনেকভাবে কিন্তু আসলে জিনিসগুলাকে করা যায়। যেমন ধরেন আ কিছুদিনের জন্য তাকে আসলে আব আ বাধ্যতামূলক আ হচ্ছে ইয়েতে যাওয়া যেতে পারে, অবসরে যেতে পারে। হ্যাঁ, এই ধরনের কিছু আ আসল শাস্তির বিষয়।
হুম। হুম। একদম। হুম। হুম। হ্যাঁ। আ ডিমোশনের যে ব্যাপারটা থাকে, হ্যাঁ। হ্যাঁ। বাধ্যতামূলক অবসর বা বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হ্যাঁ, এটা এটাও ঠিক। আবার আরেকটা বিষয় দেখা যায় আরেকটা বিষয় দেখা যায় অফিসিয়াল কালচার এটা আ মানে অনেক, অনেক ক্ষেত্রেই দৃশ্যমান থাকে। যে কেউ হয়তো আ কাউকে নিয়ে মজা করতেছে কিন্তু মজাটা আসলে এরকমভাবে করে আ যেন সে ছোট হয়। হ্যাঁ, বা মজাটা এরকমভাবে করে যে, এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। তো ও মানে কথাটা বলে হচ্ছে কৌতুকের ছলে। যে একজন আরেকজনকে আ হয়তো অফিসের বাকিদের সামনে এ এরকম কিছু বলতেছে, যেটা হচ্ছে মজার মত শোনা যাচ্ছে বা মজা মনে হচ্ছে। আ কিন্তু আসলে যাকে কথাটা বলছে তার হয়তো খুব গায়ে লাগছে বা তার হয়তো কষ্ট লাগছে। এবং সে যখন এটা হচ্ছে তাকে বলতেছে যে, ভাই আপনি আমাকে এটা কেন বললেন? তখন সে বলে আরে ভাই আমি তো মজা করছি বা ফান করছি। তখন এভাবে বলে জিনিসটা আসলে সিম্পল করার চেষ্টা করে। এ ধরনের ধরেন আ একটু হালকা টাইপের বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে যে টক্সিক আচরনগুলা আসলে করা হয় বা মানুষের সাথে ধরেন আ একটু খারাপ ব্যবহার করা হয় টেকনিক্যালি। সেগুলো আসলে কিভাবে হ্যান্ডেল করা যায় আপনার মতে?
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা।